অনেকদিন ধরেই একটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি। সমস্যাটা বেড়েই যাচ্ছে কোনোভাবেই কমাতে পারছি না। চেষ্টা করছি। এসব ভেবে, ভেবে দিনকাল আরও খারাপ থেকে খারাপের দিকে যাচ্ছে। মাঝে, মাঝে অনুতপ্ত হচ্ছি কাউকে যে বলব সে ভরসাও আসলে পাচ্ছি না। কি করব এসব ভাবলেই কেমন যেন সব গুলিয়ে যাচ্ছে। আপনি কি এ ব্যাপারে আমাকে একটু সাহায্য করবেন?
হু, হু। জি অবশ্যই আপনার কথা শুনে মনে হচ্ছে যে আপনি খুবই টেনশনের মধ্যে দিয়ে যাচ্ছেন এবং আপনার যে এক্সপ্রেশন সেটা শুনে মনে হচ্ছে আপনি মানসিকভাবে অনেকটা ভেঙে পড়েছেন। কারণ আপনার খুব দুশ্চিন্তা বোধ হচ্ছে যা দেখতে পারছি। তো আপনি কি আমাকে খুলে বলতে পারবেন যে আসলে আপনি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন এবং এই সমস্যাটা আপনি কতদিন ধরে হচ্ছে হচ্ছে এবং কী, কী ফেস করছেন? এই সমস্যা দিয়ে তা যদি আমাকে একটু খুলে বলতেন।
অবশ্যই। আম আমি যদি একদম শুরু থেকে শুরু করি এইযে এটা উম এই সপ্তাহের মধ্যেই ঘটেছে এরকম। উম যে আমি আমার ইউনিভার্সিটির যে প্রজেক্ট আছে, সেখানে দেখা গেল যে আ সবাইকে নিয়ে একটা গ্রুপ করলাম। <clears throat> কয়েকটা মানুষকে নিয়ে। তো তাদের মাঝখানে প্রজেক্ট রিলেটেডই আমার আমাকে যে দায়িত্ব দেয়া হয়েছিল সেটা নিয়ে আমি হয়তো কয়েকটা নিজের দিক থেকে কিছু একটা বললাম। তারা দেখা গেল যে সেটা আমি মানে আমার দিক থেকে না দেখে তারা হয়তোবা আমাকে বলল যে তুমি যেটা বলেছো সেটা এভাবে না হয় আ এভাবে হলে হয়তো ভালো হতো। তো দেখা গেল যে এই জিনিসটা না আমি উম ম আমি তাৎক্ষণিক মনে করছি যে এটা হয়তোবা তারা আমাকে গুরুত্ব দিচ্ছে না বা তারা আমার দিকটা ভেবে দেখছে না। আমি তো এটা জেনেই বলেছিলাম। তারা কোনো কিছু না জেনে কিভাবে আমাকে এই জিনিসটা বলল। তাৎক্ষণিক না আমি জিনিসটা ব্যক্তিগতভাবে নিয়ে আসলে তাৎক্ষণিক একটা প্রতিক্রিয়াও দিয়ে ফেলছি। তো জিনিসটা দেখা গেল যে পরবর্তীতে আমার বন্ধু মহলে অনেক খারাপ একটা প্রভাব ফেলছে। উম উম অনেক সময় আমার এসব ভেবে আসলে আমার নিজের কাছেই নিজের অনেক খারাপ লাগছে। যখন আমি বাসায় আসছি এসব নিয়ে ভাবছি বিরক্ত লাগছে। তখন দেখা যা গেল যে আমার পরিবারের মানুষ আমার সাথে কথা বলতে আসছে। আমি সেই রাগটা তাদের উপর ঝেড়ে ফেললাম। এটা ভেবে আমি আরো অনুতপ্ত হচ্ছি। এই চক্রটা না আসলে ঘুরছেই। আগেও হয়েছে তবে ইদানিং আমার মনে হচ্ছে যে এই জিনিসটা অনেক বেড়ে গেছে। আপনি যদি একটু আমাকে সাহায্য করতেন এই ব্যাপারে।
উঁ হু। জি। জি। জি, অবশ্যই আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি যে এই যে একটি সমস্যার সম্মুখীন হচ্ছেন, এটা আপনার জন্য কোনোমতেই স্বাভাবিক হচ্ছে না যা দিয়ে আপনি খুবই মানসিকভাবে ভেঙে পড়ছেন দিন, দিন এবং কেউই আপনার কথা শুনতে চাচ্ছে না এবং আপনাকে একটি ফিডব্যাক দিয়ে যাচ্ছে যা হচ্ছে আপনি কিভাবে গ্রহণ করে নিবেন তা হচ্ছে মানে আপনি বুঝে উঠতে পারছেন না। তো আমি য এটা নিয়ে যা বলতে চাচ্ছি যে আপনি এ পর্যন্ত যে এতগুলো হচ্ছে মানে ফিডব্যাক এবং হচ্ছে মানুষের সাথে কথা বলেছেন এবং পরিবারের থেকেও যখন কথা শুনেছেন তখন কি আপনি কোনো সময়ও কি উনাদের সাথে কথা বলে দেখেছিলেন যে, হ্যাঁ। তারা কিরকম আপনার সাথে মানে আপনার যে পরিবেশটা আপনার যে অবস্থা প্রক্রিয়াটা এটা সেটা কি আপনার উনারা কি বুঝতে পেরেছে? এবং এই পর্যন্ত যে আপনি এতগুলো হচ্ছে উনাদের থেকে মানে না বুঝেও হচ্ছে ফিডব্যাক নিচ্ছেন এবং হচ্ছে মানে না বলে কিছুই হচ্ছে গ্রহণ করে নিচ্ছেন। তো সেটা নিয়ে কখনো আপনি মানে ভেবে দেখেছিলেন যে হ্যাঁ। আমি এটা তাদের সাথে একটু কথা বলে দেখি বা পরিবারের সাথে একটু বসে তাদেরকে আছে না একটা ঠান্ডা পরিবেশের মধ্যে বসে হচ্ছে শান্তশিষ্ট করে হচ্ছে তাদেরকে বুঝানো যে হ্যাঁ এটা আমি চাই, এটা চাই না। তো এটাতে আমাকে বাধাগ্রস্ত করতে না এবং হচ্ছে অ্যা আমাকে হচ্ছে মানে না বুঝেই অন্য কিছু বলতে না যেটাতে আমি মানে থাকে না, স্যাড হয়ে পড়ি। তো এটা কি কখনো আপনি ভেঙে মানে ভেবে দেখেছিলেন তাদের সাথে কথা বলে?
একদম। একদম। না আসলে এই জিনিসটা নিয়ে এভাবে কথা বলা হয়নি। তবে আপনি যেভাবে বললেন যে, আমার এখন অনেকটা মনে হচ্ছে যে, আমি তো সবসময় নিজের দিক ভেবেই আসলে একটা প্রতিক্রিয়া দিয়ে ফেলি। আমার আপনার কথা শুনে মনে হচ্ছে যে, আমার হয়তোবা আমার যে ইউনিভার্সিটির গ্রুপ মেম্বার্স আছে, তাদের কথা ভেবেও আসলে অনেকটা চুপ থাকা উচিত মাঝে, মাঝে। এমনও তো হতে পারে যে, উম তারা হয়তোবা যেটা বলছে সেটা ওই প্রজেক্টের জন্য ভালো ভেবেই বলছে। তাদের দিক থেকে আসলে যে ভাববো, এ ব্যাপারে আম আমার কখনো আসলে মাথাতেও আসেনি বা আমি কখনো তাদের সাথে এ ব্যাপারে কথাও বলিনি যে তোমরা কেনো এটা বলছো? বা আ আমার দিক ভেবে দেখছো কিনা? আমার মনে হচ্ছে যে, এটা নিয়ে আসলে আমার কথা বলা উচিত যে তারা আসলে যা বলছে, সেটা কি ভেবে বলছে? বা এ যেটা বলছে সেটা আদৌ যায় কিনা? বা আমার দিক থেকে ভেবে তারা দেখেছে কিনা? এ ব্যাপারে সামনের প্রজেক্ট গুলোতে আমি ভাবছি যে অবশ্যই এ ব্যাপারে কথা বলবো। আর আরেকটা আপনি যেটা বললেন যে, অ যে পরিবারের ব্যাপারটা। পরিবারের মানুষদের সাথেও আসলে আমি উম বাইরের এই যে টপিকগুলা থাকে এগুলা নিয়ে আসলে তেমন একটা ডিসকাস করা হয় না। ব্যক্তিগতভাবে আমি অনেক কম কথা বলি এবং দেখা যায় যে আমি অনেক চাপা স্বভাবের। খুব একটা বেশি জোরাজুরি না করলে আমি আসলে জিনিসগুলা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি না। সেক্ষেত্রে ব্যক্তিগত ভাবে আসলে অম এরকম হওয়াতে একটু ঝামেলাই হয়েছে মনে হচ্ছে। তবে পরিবারের মানুষের সাথে কথা যেহেতু আমার একেবারে বলাই হয় না। আমার মনে হচ্ছে যে, এই অভ্যাসটা আসলে শুরু করা উচিত। তবে আমি না আপনাকে আরো একটা জিনিস বলতে চাই। যেটা বললে হয়তোবা আপনি বুঝতে পারবেন যে, এ এই এক্ষেত আমি কী করতে পারবো? বা <swallows> কীভাবে আমি আমার এই যে প্রতিক্রিয়ার যে আ অভ্যাসটা এটা কমিয়ে আসলে আমি তাদ তারা যা বলছে তারা গ্রহণ করার যে ব্যাপারটা, এটা আরো ভালোভাবে করতে পারি? এই সমসাময়িক ঘটনাই আমি আপনাকে বলতে চাই। আ হয় না? যে, আমাদের ফ্যামিলিতে অনেক উম গেট টুগেদার থাকে বা হচ্ছে জন্মদিনের অনুষ্ঠান থাকে, বিয়ের অনুষ্ঠান থাকে। যেগুলো আসলে কোনো ভাবেই না উম মানে মানা করা যায় না। কোনো না কোনো ভাবে তো যেতেই হয় আমাদে
উ জি। হ্যাঁ। হু, হু। জি, অবশ্যই। জি, জি।
তো সেক্ষেত্রে দেখা গেলো কি? যে, আমি যেহেতু উম মিশতে খুব কম পছন্দ করি। আমাকে একরকম জোর করেই সেখানে নিয়ে যাওয়া হলো এবং তাদের সাথে সৌজন্যতার খাতিরে আমি কথা বলছি। মাঝখান দিয়ে হঠাৎ করে একজন বলেই বসলো যে, "তুমি তো এম এ পড়াশোনা প্রায় শেষের দিয়ে বিয়ে করছো না কেনো? ছেলে দেখবো কিনা? বা তুমি কি করছো তোমার ক্যারিয়ার নিয়ে? এম আ কোনো অগ্রগতি তো দেখতে পারছি না।" তো এই জিনিসটা বলার সাথে, সাথেই না মানে আমার মধ্যে ইনস্ট্যান্ট একটা খারাপ লাগা কাজ করা শুরু করে। এবং তখন দেখা যায় কি? আমি একটা প্রতিক্রিয়া দিয়ে ফেলি। হয়তো তারা বড়ো ভেবে আমি তেমন একটা প্রতিক্রিয়া দিতে পারি না। সেটাই সম্ভবত পরবর্তীতে আমার যেম উম দুঃখের বা কষ্টের জায়গা তৈরি তৈরি করে আমার মনে হয়। তবে তারা তাদেরকে যে আমি বলে আসি উম ছোটো-খাটো বিষয়ে, পরবর্তীতে দেখা যায় সেটা নিয়েও একটা ঝামেলার উম মতো সৃষ্টি হয়। এম আমার এ পরিবারকে বলে যে, "এম এভাবে বলে গেলো। এটা কেনো বললো?" কিন্তু আমি না কোনো ভাবেই তাদেরকে বুঝাতে পারি না। যে তারা যে বলছে এটা এটা আসলে আমার অনেক খারাপ লাগা তৈরি করছে। বা তারা যে বলছে এটা সবার সামনে কেনো বলছে? আ চাইলে তো আমাকে একাও বলতে পারে। সবার সামনে বলাতে তো আমি একটা উম অপ্রস্তুত পরিস্থিতির মধ্যে পড়ে যাচ্ছি। তখন না ইনস্টান্ট আসলে সেই প্রতিক্রিয়াটা চলে আসে। তো এট এটা থেকেও না আমি আসলে বের হতে চাচ্ছিলাম। মানে কীভাবে যে কী করবো আমি আসলে বুঝে উঠতে পারছি না? আপনি যদি এ ব্যাপারে আমাকে কিছু বলতেন।
উ হু। জি। জি। উ হু। জ্বি অবশ্যই। আপনি যেভাবে আমাকে জিনিসগুলো তুলে ধরলেন এবং বললেন, আমার কাছে মনে হয় যে এসব জিনিসগুলো ভাবা এবং চিন্তা করা খুবই কষ্টকর। তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি এভাবে জিনিসগুলো খুলে আমাকে বললেন। কিন্তু আমার একটা কথা হচ্ছে যে, আপনি যে বললেন আপনার যে ইউনিভার্সিটির সিনিয়রস গুলো আপনাদেরকে মানে আপনাকে বিশেষ করে হচ্ছে যে ফিডব্যাক গুলো দেয়, এবং আপনি সেগুলো মেনে নেন। তো কোনো সময় কি এমন হয়েছিল যে তাদেরকেও একটু মানে পুনরায় কো মানে প্রশ্ন করা যে থাকে না? যে জিনিসগুলো কি আপনি আসলেই বুঝেছেন কিনা বা আপনার কিগুলো দরকারি কিনা বা একটু পুনরাবৃত্তি করে বুঝা জিনিসগুলো যে হ্যাঁ, তাদের যে কৌশল বা আপনাকে যে বুঝাচ্ছে যে এগুলো, এগুলো ফিডব্যাক নেয়ার জন্য বা গ্রহণ করার জন্য সেগুলো কোনো, কোনো আ কোনো সময় বুঝে দেখেছিলেন? অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে যে আপনি যে বললেন যে এই যে পরিবারের সাথে যখন যেকোনো অনুষ্ঠানে যান তারপর হচ্ছে অন্যান্য মানুষরা যে কটুক্তি কথা বলে যে আপনার আম এখন তো পড়ালেখা কেমন যাচ্ছে না কিনা, তারপর বিয়ে কেন করছেন না। তো তখন কি তাদের স সাথে মানে যে একটা সম্পর্কের বিষয় আছে। তা নিয়ে কি কখনো এটা ভেবে দেখেছিলেন যে তারা যে আপনাকে এসব জিনিস বলছে তাদের দিক থেকে আপনি কখনো তাদেরকে এভাবে বু বুঝিয়ে বলেছিলেন? যে না আমার হচ্ছে এখন বিয়ে করার বয়স হয়নি। আমি এখনো পড়ালেখা করছি এবং সামনে এগিয়ে দে মানে যেতে চাচ্ছি। তো এটা নিয়ে হচ্ছে আমাকে মানে প্রশ্নটা না করাই ভালো হবে এবং হচ্ছে আপনি এটা নিয়ে এড়িয়ে যেতে চান। মানে এইসব আ কটুক্তি কথা আপনি এড়িয়ে যেতে চান। এটা কি কখনো আপনার পরিবারের সাথে বা যখন আপনাকে যারা হচ্ছে আছে না? যে এসে প্রশ্ন করা বা হচ্ছে বিভিন্ন ধরনের যে কমেন্ট করা, এরকমভাবে মন্তব্য দেওয়া। তো সেটা নিয়ে কি কখনো আপনি এভাবে ভেবে দেখেছিলেন যে হ্যাঁ, আমি একটু বলি বা হচ্ছে একটু নিজের উপরে আত্মবিশ্বাসটা তৈরি করা। তৈরি করে হচ্ছে তাদেরকে বলা যে হ্যাঁ আমি হচ্ছে এভাবে আ এখন বিয়ে করতে চাচ্ছি না। আমি হচ্ছে পড়ালেখা করতে চাই। আসলে জিনিসটা কি নিজের উপরে যখন আপনি আত্মবিশ্বাসটা তৈরি করে নিবেন এবং নিজের যে মনটাকে একদম মানে থাকে না? সোজা করে নেওয়া যে হ্যাঁ, আমাকে যে যাই বলুক, কিন্তু নিজের শক্তি মানে প্রবাহ করে এবং নিজের মনোশক্তি যেটা বলে সেটা প্রবাহ করে হচ্ছে আপনি ওনাদেরকে বুঝাবেন যে না এটা আসলে আমার আ কোনোমতে হচ্ছে গ্রহণযোগ্য নয় এবং হচ্ছে আমি আপনি যে কথাটা আমাকে বললেন সেটা একদমই একমত নয়। সে সে অনুযায়ী কি আপনি কখনো ভেবে দেখেছিলেন বা কোনো সময় কি উ বলে দেখেছিলেন যারা হচ্ছে আপনাকে এভাবে কথা বলে বা হচ্ছে আপনাকে যে এভাবে ফিডব্যাক গুলো দেয়, যেগুলো আপনার খুবই খারাপ লাগে শুনতে বা হচ্ছে পরামর্শগুলো যখন আপনাকে দেয় সেগুলো হচ্ছে আপনার গ্রহণ করতে বা আপনি যখন চান না তখন কি এসব প্রক্রিয়াতে কি আপনি কখনো বাধা সৃষ্টি করেছিলেন বা বলেছিলেন?
আচ্ছা। না আসলে এভাবে তো কখনো আসলে বলা হয়নি। কারণ দেখা গেলো কি তারা যখন একটা জিনিস আমাকে বলছে, তখন আমার ইনস্টান্ট এত খারাপ লাগে যে আমি আসলে একটা প্রতিক্রিয়া না চাইতেই দিয়ে ফেলি। তো এটা আসলে পরবর্তীতে আমারও একটা খারাপ লাগার জায়গা তৈরি হয়। তবে আমার মনে হয় যে আপনি যেভাবে বললেন যে আত্মবিশ্বাস তৈরি করার। যে তাদেরকে কিছু আমার বলতে হবে বা নিজের উপর আত্মবিশ্বাস রেখে যে আমি ভালো কিছু করবো বা, হচ্ছে এখন পড়াশোনা চলছে এই পড়াশোনাটা শেষ হলে তাদেরকে প্রতিউত্তর করার মতো কিছু একটা আমি করবো এই আত্মবিশ্বাস যদি আসলে আমি নিজের মধ্যে রাখতে পারি হয়তোবা তাদেরকে অ্যা ইনস্ট্যান্ট প্রতিক্রিয়া না দিয়ে আমি আসলে তাদেরকে কিছু একটা বলতে পারি। <smacks lips> এই যে এটা আসলে। উম ভালো একটা জিনিস আমার মনে হচ্ছে যে এটা নিয়ে আমার কাজ করা উচিত। আর আপনি যে ইউনিভার্সিটির কথা বললেন উম যেহেতু তারা আসলে একই গ্রুপে কাজ করে তাদের সাথে আসলে সেভাবে খোলা-খুলি কথা বলা হয়নি বা, <clears throat> তাদের সাথে আসলে আমার সেরকম আ বলা হয়নি যে কেন করছো বা কেন অ্যাঁ আমার কথা শুনছো না। তো জিনিসটা আসলে আমার কথা বলা উচিত সরাসরি তাহলে হয়তোবা নিজের উপরে আমি যে আত্মবিশ্বাস হারিয়ে ফেলি ফেলেছি সেগুলো থেকে আমি বের হয়ে আসতে পারবো এবং নিজে আত্মবিশ্বাসী হলেই আমার মনে হচ্ছে যে তাদের ফিডব্যাক গুলো আমি পজিটিভ ভাবে নিতে পারবো। তো আমার মনে হচ্ছে যে আমি এখন অনেকটাই স্বস্তি পাচ্ছি। অন্তত আপনি যে আমার কথা এভাবে মনোযোগ দিয়ে শুনলেন বা আমাকে অ্যাঁ কিছু জিনিস বললেন এটা আমাকে আসলে সামনের দিনগুলোতে অনেকটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আসলে আমার কথাগুলো এভাবে শোনার জন্য। আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ।
জি। হুম, হুম। অবশ্যই। হ্যাঁ, অবশ্যই। অবশ্যই। জি, অবশ্যই। জি অবশ্যই। আশা করি আপনি এই যে আপনার যে কাজের মাঝখানে মানে এই যে আপনাকে যে এগুলো বলছে এগুলোর মধ্যে একটা সীমা বা সময় নির্ধারণ করে নিলে আপনি হচ্ছে ঠিকঠাক হয়ে যাবেন। তো এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনি ভালো থাকবেন।
একদম।